আচ্ছা, আমার ক্ষেত্রে এরকম অনেক বেশি হয়। আ এবং একটা ঘটনা যদি আমি আপনাকে বলি, আমি আ একটা সময় ভাবতাম যে, আ অনেকেই দেখতাম যে এ invest করে; আমার বন্ধু এও বান্ধবের ভিতরে অনেকজন invest করে এবং এই সেখান থেকে হ্যাঁ, হ্যাঁ, আস তো সেখান থেকে যখন তারা ভালো একটা return পায় তারা কিন্তু মানে বেশ খুশি হয়। তো আমার ক্ষেত্রেও এরকম হয়েছিল যে, আমি আমিও তাদের দেখাদেখি একটা জায়গায় invest করি এবং পরবর্তীতে আ ওই জায়গাটায় তারা কিন্তু সবসময় তাদের ভালো দিকটাই দেখাতো যে, আসলে তারা সফল হচ্ছে কিন্তু সেই জায়গাটাতে যে রিস্কও আছে সেই ব্যাপারটা কিন্তু হ্যাঁ, সেটা বলছিল না। তো তো আমি যখন করি initially invest, তো তখন কিন্তু দেখা যায় যে আ বেশ বড়-সড় একটা লস আমার হয়। তো সেই জায়গাটায় আসলে তখন আমি একটা ধাক্কা খাই। "কিরে? আর এই মানুষটারে আমি দেখলাম যে ও এত মানে আয়া ইনকাম করছে বা ও ইনভেস্ট করলেই হ্যাঁ ওর asset টা বেড়ে যাচ্ছে। তো আমার ক্ষেত্রে উল্টো কেন হলো? আমি তো ওকে দেখেই করলাম।" তো পরবর্তীতে আমি যখন ওর সাথে কথা বলি তো তখন ও আমাকে বলে যে, "ভাই দেখ এটা তো আসলে আ মানুষকে তো বলতে পারি না যে, লস হইছে এত টাকা বা এত কিছু বললে মানুষ কি মনে করবে? তো সেই জায়গায় কিন্তু সবসময় লাভটাই দেখাই।" তো তখন আমি বুঝতে পারি যে আসলে
আচ্ছা। অবশ্যই। হু, হু, স-স stock এ কিংবা নানা কোম্পানিজ এ। জি। রিস্ক পিকারটা সেটা বলছে না তারা। Successful হচ্ছে কিংবা এত ভালো একটা ব্যাপার হচ্ছে তার ক্ষেত্রে। মানুষের সামনে আসলে ভালোটা portray করছে।
হ্যাঁ, হ্যাঁ তো তখন আমি বুঝতে পারি যে আসলে আ সবসময় কিন্তু আমরা যেটা দেখি সেটাও সত্যি হয় না। হয়তো আমাদের কাছে দেখে মনে হয় যে, মানুষ হয়তো খুব বেশি সফলতা পেয়েছে বা সফল আছে কিন্তু পরবর্তীতে দায়তে ভালোভাবে খুঁজে নিলে দেখা যায় যে সে মানুষটা কিন্তু আসলেও এতটা সফল নয়। এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে, পরবর্তীতে কিন্তু ওই invest এর জায়গাটাতে আমি একদম ছেড়ে দিই এরকমটা নয়। পরবর্তীতে আমি নিজে শিখে আ যখন আ শুরু করতে থাকি তো তখন কিন্তু আস্তে, আস্তে আমার ভালো লাগতে শুরু করে এবং আমি এ নিজে যেহেতু শিখছিলাম তো সেক্ষেত্রে কারো উপর নির্ভরও আমাকে হতে হচ্ছিলো না। তো তখন যখন প্রথম, প্রথম আসলে সফল হচ্ছিলাম তো তখন কিন্তু একটা বেশ ভালো লাগা কাজ করতো। কিন্তু আস্তে, আস্তে স সময়ের সাথে, সাথে কিন্তু আ সেই জায়গাটায় যেহেতু আসলে অনেক বেশি সময় দিতে হতো। সারাদিন আ ল্যাপটপ বা পিসির সামনে বসে থাকতে হতো হ্যাঁ।
জি। আচ্ছা। অনুভূতি করছেন। Research করতে হচ্ছে। আপনাকে টাইম দিতে হচ্ছে।